হ্যাঁ। আসলে মাহ আমরা হঠাৎ করে আসলে যে বললাম যে, আগে থেকে আগের দিন আসলে কথা বলেছিলাম। আ তো যেহেতু আসলে আমাদের দে দেখা হয়েছিল তার অনেক মাস আগে। আ তো পরবর্তীতে আমরা আছ আমি আসলে মানে ভাবিইনি যে তার সাথে কখন দেখা হবে বা এরকম কিছু। আ কারণ আমি কে তার সাথে দেখা করলে না আমার কাছে একটু ভালোই লাগতো সত্যি কথা বলতে। অ তারও আসলে আমি জানিনা হয়তো ভালো লাগতো বা এরকম আ জানি না। তো আম যখন আসলে আমরা আ মানে আগের দিন কথা বলে, পরের দিন আসলে দেখা করলাম। তো হঠাৎ করে সে আসলে আমার আ ভার্সিটির সামনে এসে বললো যে, "আসলে আমি তোমার ভার্সিটির নিচে আছি, তুমি তাহলে আসো নামো।" তো পরবর্তী আমি হঠাৎ করে আমি একটু অবাকই হলাম যে, আচ্ছা হঠাৎ করে আসলো। তো তখন আসলে আ দেখি মানে নরমালি আসলে এ্যা সে আসলে যেটা পরে, সেদিন আসলে পুরো ভিন্ন মানে সে আসলে আমার পছন্দের জামাকাপড় আসলে পরে এসেছিল। মানে যে স্টাইলটা আমার পছন্দ। তো বি আ তখন দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। নরমালি শার্ট পরে, সেটা আমার একদমই পছন্দ না। সেদিন কেন যেন টি শার্ট পরে এসেছিল। তারপর আমার পছন্দের আসলে আ সবকিছু ড্রেস আপ পরে মানে আমি যেভাবে আসলে চাই সেভাবে। এ্যা হ্যাঁ যা পছন্দ করে। তো আমি কিন্তু রাইট, রাইট। তো এটা আসলে আমার কাছে আরো বেশি ক্যা কেন যেন ভালো লাগার সৃষ্টি করে দিয়েছিল। আর আমি যখন ১ম দেখা হয়েছিল তখন আমি তাকে বলেছিলাম যে, আমার আসলে এরকম, এরকম, পছন্দ, আমি তোমাকে একদিন আমার নিজের পছন্দ অনুযায়ী শপিং করে দিবো। "আ উহুম তারপর তুমি গি ওটা পরে আমার সামনে আসবে।" কারণ তার স্টাইল আমার কাছে একদমই ভালো লাগেনি। কারণ আমার কাছে কেন যেন হাসি পেতো তার স্টাইল দেখতে যদিও সে শার্ট পরতো কিন্তু ওইযে থাকে না কালার পিস ম্যাচ যে ব্যাপারটা আ যেটা আসলে ব্যাপারটা উ হু, হু। না মানে আম আ হতেই পারে হ্যাঁ। মানে এম শার্টের বিশেষ করে কালারটা সে আসলে কেমন যেন একটা floral টাইপের শার্ট পরে এসছিল। সেটা দেখে আমার কাছে বেশ হাসি পেয়েছিল। <chuckles> তো ওই জিনিসটা দেখে আমার আসলে মনে হয়েছিল। যে না আসলে আ হ্যাঁ এই মানুষটাকে আসলে আমার ভালো লেগেছে। জ্বি।
ও, আচ্ছা। হু, একদমই ঠিক। <chuckles> বেশ চমৎকার। বাহ! বেশ চমৎকার। <chuckles> আপনি যেইরকম জামাকাপড় পছন্দ করেন, যেই কলারের পছন্দ করেন। <chuckles> বাহ! বেশ চমৎকার। <chuckles> <chuckles> হ্যাঁ, মানে colour contrast এর যে ব্যাপারটা, হ্যাঁ? একটার সাথে আরেকটা ওরকম মিলছে না হয়তো। হ্যাঁ, হতেই পারে। <chuckles> বাহ! বেশ চমৎকার। এই যে যদিও তার শার্টের বিষয়টা একটু আপনার কাছে আসলে বিরক্ত লাগলেও তার মানুষ হিসেবে কিন্তু সে যথেষ্ট ভালো সেটাই বোঝা গেল। এবং তার সাথে যে আপনার নানান ধরণের খুনসুটি এপনো এবং আপনাদের ভালোবাসা এতটা এগিয়েছে, সেইটা শুনে কিন্তু বেশ ভালো লাগলো। তবে আপনি যে আসলে মজা করে তাকে আসলে ছোট ভাই বলতেন, সেই বিষয়টাও কিন্তু বেশ মজার ছিল। তো বেশ ভালো লাগলো কিন্তু আজকের এই ব্যাপারটা আপনার কাছ থেকে জানতে পেরে। আশা করছি আপনি অনেক, অনেক, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। শুভরাত্রি।
<chuckles> <chuckles>